আমার লাইফে? হ্যাঁ, অনেকবার। উ আ মানে এ ওই safe play খেলতে গিয়ে আসলে যেটা হয়েছে জীবনে অন comfort zone এর ভিতরেই ঢুকে গেছিলাম। মানে আমি যখন অ্যা বিদেশে পড়াশোনা করতে এসছি, তার আগে আমি একটা ছোট্ট চাকরি করতাম দেশে। মানে আমি ওটাতে খুশি ছিলাম এবং কোনোভাবেই কোনো রকম রিস্ক নেওয়ার জন্য আমি প্রস্তুত ছিলাম না। আমি ভাবতাম যে, "ধুর, মানে হ্যাঁ, যা পাচ্ছি তা দিয়ে তো চলে যাচ্ছে। মানে ও কোন রকমে জীবন ধারণ করে ফেলতে পারছি, কী দরকার!" হ্যাঁ? এ তো ওইযে ছোট চাকরি, অল্প বেতন, মানে সন্তুষ্ট ছিলাম যা বলা যায়। তো এর এর চেয়ে বাইরে আসলে অ্যা হ্যাঁ, মানে এর চেয়ে বাইরে আসলে বের হতে চাইনি। ঐযে সেফ থাকতে চেয়েছিলাম আরকি comfort zone এর ভিতরে। অ্যা মানে উম যেটা হয় যে দেশের বা ভেতর বাবা-মায়ের মাঝখানে, যেখানে আসলে কোন রকমের রিস্ক নেই। কিন্তু ওরকম থাকতে চেয়েছিলাম।
হ্যাঁ। <chuckles> হুম! আচ্ছা। প্রস্তুত ছিলেন না, হ্যাঁ। <chuckles> হুম। আ হ্যাঁ, সন্তুষ্ট ছিলেন। <chuckles> হুম! এইটা তো ঠিক। না, যদি আপনি আসলে তুলনা করেন যে, আপনার যে পুরোনো আপনি যে আসলে safe play বা, নিজের সন্তুষ্টির কথাটা ভাবতেন, তো এইক্ষেত্রে যে আপনি এতটা পরিবর্তন করে নিজের ইচ্ছাকে পরিবর্তন করে নিলেন, তো এটা শুধু যদি আপনি তুলনা করেন এবং আপনি কোনটাকে ভালো বলবেন? <scoffs> নিজের ক্ষেত্রে আরকি।
হু। হু। আমি অবশ্যই বলবো যে, "রিস্ক নেওয়াটা সবচেয়ে ভালো।" কারণ, রিস্ক না নিলে যেটা হচ্ছে যে লাইফ কিন্তু চেঞ্জ হবে না। হ্যাঁ, লাইফ কখনোই চেঞ্জ হবে না। মানে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় stuck থাকবেন। আর আমি ভাবতাম যে হে হয়তোবা আমি যে জায়গায় থাকি, সেটাই পৃথিবী, সেটাই সবকিছু। কিন্তু পৃথিবী অনেক বড়। পৃথিবীকে জানতে হলে, দেখতে হলে এবং explore করতে হলে মেইনলি, হুম? সবচেয়ে বড় কথা হচ্ছে explore করা, উম সেইক্ষেত্রে কিন্তু রিস্ক নিতে হবে। ও ঐখানে পড়ে থাকলে আমি কিন্তু আজকের যে একটা দারুন আ উম জায়গায় পড়াশোনা করি, দারুণ একটা বিষয় নিয়ে আমি গবেষণা করি, এটা তো আমি পেতাম না, হুম? আমি কিন্তু ওই stuck হয়ে থা
<chuckles> হুম। মানে শেখার যে ব্যাপারটা, এটা কিন্তু হয় না, হ্যাঁ। <scoffs> <chuckles> হ্যাঁ, সেটা তো ঠিক। হ্যাঁ, সেটা তো অবশ্যই। <chuckles> হুম, না এইটা ঠিক যে সবসময় যদি আপনি safe play খেলতে <scoffs> যাইতেন বা, বলা যেতে পারে যদি সারাক্ষণ নিজের গণ্ডির মধ্যেই থাকতেন, তখন কিন্তু এই বিষয়টা সম্পর্কে আপনার ইচ্ছাও জাগতো না বা, বলা যেতে পারে আপনার যে বর্তমান যে পরিস্থিতি, এখানেও কিন্তু আসা হতো না। কিন্তু তারপরে আমি safe play নিয়ে question করতে চাইব যে safe play খেলতে গেলে সাধারণত কি ধরনের চিন্তা বা, পরিকল্পনা মানুষ ব্যবহার করে থাকে? সেটা আপনার ক্ষেত্রেই হোক না কেন?
হু। হুম। উ হুম।